হ্যাঁ, মোটিভেটেড হচ্ছে যে, এইটা প্রথমেই আমি বলি যে তোমাদের মধ্যে যদি মনে হয় যে তোমার আমার ব্রেইন ভালো না, এই শব্দটা খুব প্রচলিত বাসায় আরো গ্রাম অঞ্চলে। ওর মাথায় কিছু ঢোকে না। ওর ব্রেইন ভালো না। এইটার সাথে আমি সম্পূর্ণ দ্বিমত। কারণ হচ্ছে তুমি কি অন্য কিছু খুব ভালো পারো? কিছু না কিছু অবশ্যই ভালো করো। কারণ সেইটা তুমি ভালোবাসো, সেটার দিকে তুমি মনোযোগ দাও। পড়াশুনা সবার ভালো লাগবে, সবাই ফার্স্ট হতে হবে। সবাই অনেক আ বিরাট কিছু হতে হবে। এমন কোন কথা নেই। কিন্তু জীবন চালানোর জন্য পড়াশোনাটা খুবই প্রয়োজন।
জি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। নিশ্চয়ই। নিশ্চয়ই, নিশ্চয়ই।
হ্যাঁ। সেই ক্ষেত্রে তুমি চেষ্টা করলেই তুমি পাস করতে পারবা।
বুঝতে পেরেছি। এভাবে হ্যাঁ। এইভাবে কিন্তু আপনি তাদেরকে মোটিভেটেড করেন বা অনুপ্রেরণা দেইন দেন। এটা কিন্তু খুবই ভালো দিকে এবং শিক্ষকের কিন্তু গুণ হওয়া উচিত যেন শিক্ষার্থীদেরকে আসলে পড়াশোনার প্রতি এবং নৈতিক কাজ কাজ যেগুলো আছে সেগুলোর প্রতি মোটিভেটেড করা বা আ অনুপ্রেরণা করা এবং সেদিকে কিন্তু আসলে খেয়াল রাখা। তবে এরকমটা কিন্তু অনেক সময় হয় যে অনেক শিক্ষার্থীরা কিন্তু আসলে অনেক সময় জীবনে ভুল ডিসিশন নিয়ে ফলে যেমন ধরুন, অ্যা কিছু আসলে থাকে যে বয়ঃসন্ধিকাল বা টিনেজ যেটা থাকে সেই সময় কিন্তু বিশেষ করে তারা অনেক ধরনের ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে। তো অ্যা সেই ক্ষেত্রে আসলে সেক্ষেত্রে আসলে আপনি কিভাবে তাদেরকে সেই ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখতে চেষ্টা করেন বা কিভাবে তাদেরকে আসলে বোঝানোর চেষ্টা করেন?
হ্যাঁ। অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, এই জি। সেটা সেটাই বললেন, সেটাই একটু বলতে ইচ্ছা করছে। হু, হু। হ্যাঁ। যেমন ধরেন, এটা বলতে যাচ্ছিলাম আপনার কথার মাঝখানেই মনে পড়ে গেল। যে, আমার একটা স্টুডেন্ট সে সায়েন্স এ ভর্তি হয়েছে। হওয়ার পরে সে আর সাইন্স এ পড়বে না। বলছে যে "আমি পারছি না।" তারপরে তখন আমি বললাম যে, "তুমি একটা জিনিস কি পারো?" বলল, "কি ম্যাডাম?" "তুমি কি খুঁজে দেখতে পারো যে তুমি কোথায় বুঝতে পারছ না? কোথায় কি, তোমার সমস্যা কি? তোমার এসএসসি রেজাল্ট তো ভালো অনেক। সাইন্স এ ছিলে এসএসসিতে তুমি কেন পারবা না?" আর অনেক বুঝালাম। বুঝানোর পরেও সে অ্যা চাচ্ছিল না। তখন আমি, আমি জানি যে সে পারবে। কারণ তার বাবা মার সাথে কথা বলে বাবার সাথে দেখেছি যে তার ব্যাকগ্রাউন্ড ভালো বরং ইদানিং পড়ায় সে মনোযোগ দিচ্ছে না, কষ্ট করতে চাচ্ছে না। তখন আমি বললাম "এখন তো আর সুযোগ নেই। গ্রুপ চেঞ্জ করা যাবে না। এটাতেই পড়তে হবে। মনে জিদ আনো যে পারবা।" এরপরে আমি ভুলে গেছি। ভুলে যাওয়ার পরে সে ভালো রেজাল্ট নিয়ে পার হয়ে গেছে। তার ছোট বোন ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরে সে সাইন্স নিয়েছে বলে কি "ম্যাডাম আমার আপা আপনার কথা খুব বলে যে ভাগ্য ভালো যে ম্যাডামের জন্য আমি সায়েন্স থেকে বের হয়ে যাইনি। এই কারণে আমি এখন ঐ যে ইয়ে নার্সিং পড়তে পারছে। তা না হলে আমি এখন নার্সিং টা পড়তে পারতাম না এবং অনেক ভালো রেজাল্ট করছে।" তো অনেক সময় এটাই হ্যাঁ। আরো হচ্ছিল অনার্সে পড়বে না, ডিগ্রি ভর্তি হবে।
জি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। ওহ আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হু, হু। হু, হু। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা কিন্তু খুবই ভালো। জি।

আচ্ছা, প্রাইমারি টিচাররা হ্যাঁ আপনি একটা সুন্দর দিক তুলে ধরেছেন যে হ্যাঁ
মানুষ গড়ার ক্ষেত্রে প্রাইমারির টিচাররা সব, কারণ প্রাইমারির ভূমিকা পালন করার সুযোগ আছে তাদের। জি।
সবথেকে ভালো একটা ভূমিকা পালন করে। কারণ হচ্ছে হ্যাঁ। হ্যাঁ তারা কিন্তু সেই ছোটবেলা থেকেই আপনাকে পাচ্ছে, এবং সেইখান থেকে কিন্তু আপনার আপনার যখন একটা innocent mind সেই মাইন্ডের মধ্যেই কিন্তু তারা আসলে আ যে নৈতিকতা আছে, সেই বিষয়গুলো আসলে তারা আ বীজ বপন করছে, নৈতিকতা শেখাচ্ছে। তার পাশাপাশি আ তাদের আপনার যে ব্রেইনটাকে কিভাবে আ আসলে আ সঠিকভাবে কাজে লাগাতে পা লাগানো যায় বা ব্রেইনটাকে আসলে সর্বোচ্চ ব্যবহার, সেটা কিন্তু তারা আপনাকে শেখাতে পারে। তো সেক্ষেত্রে প্রাইমারি শিক্ষকরা নিশ্চিতভাবে আ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আ তবে আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, অনেক সময় অনেক শিক্ষকরা থাকে যারা আসলে আ নিজেদের যে ব্যবহার আছে সেই ব্যবহারের মাধ্যমে আসলে শিক্ষার্থীদের আ মন-ক্ষুন্ন করে বা শিক্ষার্থীদেরকে আসলে আ মনে অনেক আঘাত দেয়, বা ধরুন হচ্ছে পড়াশোনার প্রতি তাদের যে একটা আগ্রহ, সেই আগ্রহটা নে অনেকখানি কমিয়ে আনে বা কমিয়ে দেয়। এরকম শিক্ষক কিন্তু অনেক আছে আমাদের সমাজে অহরহ। তো এই ধরনের শিক্ষা শিক্ষককে আপনি কখনো ফেস করেছেন? বা আপনার কি কোন অভিজ্ঞতা আছে এই ধরনের শিক্ষক পাওয়ার?
হ্যাঁ! হুম। একদমই। হু, হু। জি। হু, হু। জি। আছে তো, আছে তো। হ্যাঁ। শিক্ষক আমার ছাত্র জীবনে আছে। এখন আমি নিজেও শিক্ষক। অ্যা আমার এক স্যার ১ দিন পড়া ভুল করলেও ২ ২ টা উদাহরণ দেব, স্কুলের একজনের উনি বললেন, "উহ! তোর দ্বারা কিচ্ছু হবে না!"
আচ্ছা। আচ্ছা! হ্যাঁ, হ্যাঁ? আচ্ছা।
এই যে আমার মনটা খারাপ হলো কিন্তু বিষয় হলো কি আমি উম সবকিছু পজিটিভ নেয়ার বোধহয় আমার একটা ব্যক্তিগত বৈশিষ্ট্য আমি ভাবলাম যে, "আর যেন কখনোই ভুল না হয়। এটা আমি দেখব।" এটা মনের ভিতরে জিদ। আবার কলেজ লাইফ এ পড়ি, ঐ যে একটু আগে বলছিলাম যে আমি অসুস্থ থাকি তো বায়োলজি পড়া পারিনি, আমার এক স্যার আমার বায়োলজির টিচার আমাকে দাঁড় করিয়ে রাখলেন। তো লজ্জায় অপমানে আমার মনে হচ্ছিল আমি মারা যাচ্ছি। তখন উনি বললেন যে, "আজকাল তো আর পড়া না পারলে বা লজ্জা অপমান বোধ কারোর নেই। তো ওর দেখে আমার এটাই ভাল লাগছে যে পড়া পারেনি, একদিন নাই পারতে পারে কিন্তু সে যে লজ্জা পাচ্ছে, অপমানিত বোধ করছে চেহারা দেখে বুঝতে পারছি। এতে আমার খুব ভালো লাগলো।" <chuckles> হ্যাঁ এটাও আরেক ধরনের উমগা উৎসাহ দেয়া কিন্তু। অ্যা জি, জি।
আচ্ছা, আচ্ছা এটা খুবই ভালো। এটা খুবই ভালো একটা দিক। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ আপনার উৎসাহ আরকি হ্যাঁ। অ্যা তার মানে শিক্ষকরা চাইলে আপনাকে উৎসাহিত করতে পারে শিক্ষকরা চাইলেই আপনাকে আসলে ডিমোটিভেটেড করতে পারে এবং আ পড়াশোনা থেকে অনেকখানি আ দূরে নিয়ে যেতে পারে। তবে আপনি বলছিলেন যে আপনি একজন শিক্ষক। তো সেই ক্ষেত্রে আসলে আপনার তো অ আ সি স্টুডেন্টরা থাকার কথা। তো আপনার স্টুডেন্টদের যখন আসলে আ মনক্ষুন্ন হয় বা তারা যখন আসলে কোন কিছুতে ফেইল করে আসলে তখন হচ্ছে অনেক চেষ্টা করে পারছে না সেই ক্ষেত্রে আসলে আপনি ব্যক্তিগতভাবে তাদেরকে কিভাবে একটু মোটিভেটেড করেন? বা তাদেরকে কিভাবে অনুপ্রেরণা যোগান দেওয়ার চেষ্টা করেন?
অবশ্যই পারে, অবশ্যই পারে। উম জি। হুম, হুম। উম।